আমার জন্যে কাজই সবার আগে, বিশেষ করে দেখা যায় কি যে, আ এখন অনার্স ফাইনাল ইয়ার কমপ্লিট, তো এরপরে আদৌ তেমন কিছু করার নাই। তো পড়াশোনা উম অনেকদিন আগেই শিকেই তুলে বসে আছি, কোনোভাবে অনার্সটা কমপ্লিট করলাম। কাজের উপর সম্পূর্ণ ফোকাস ছিল এই ৪ টা বছর। এইজন্য এব আসলে পড়াশোনাকে আলাদাভাবে অগ্রাধিকার দেওয়ার মতন, আ তেমন একটা সুযোগ ছিল না হাতে, তবে একটা জিনিস বলতে পারি যে, পড়াশোনা করেছি বলতে এ আ যে ইসের বইটা, মানে একাডেমিক বইগুলো ওগুলো বাদে বাকি সবই পড়েছি আরকি। আহ!
উম। আচ্ছা। উম। উম। আচ্ছা। ও! আচ্ছা। হুম। ইস! উম। বইগুলো পড়েনছেন ছে জি। আচ্ছা! তো আপনি যে বললেন যে পড়াশোনার সময়টা, হ্যাঁ, গত ৪ বছর ধরেই কিন্তু আপনার কাজের ভেতরেও আছেন। তো দেখা যাচ্ছে যে, নিশ্চয়ই এমন কোনো কাজে আছেন যেখানে আসলে স্কিলটা বেশি আপনাকে আ থাকে না? এই স্কিলটা আছে দেখেই তো আসলে কাজ করতে পারছেন। তো, সেই স্কিল গুলো বা সেই কাজটা আসলে কী? যেটার জন্য আসলে পড়ালেখাটাকে আপনি আর চিন্তা করছেন যে, না এখন মাস্টার্স না করলেও হবে। আমার আসলে কাজটা যেমন ৪ বছর পর্যন্ত, ধরে আমি করছি। সামনে আমি আরও এগিয়ে নিয়ে যাবো। বরং পড়ালেখাটা এখন আমি এখন পজই রাখবো, তো এই জিনিসটা আসলে যদি বলতেন।
উহু। রাইট। উম, রাইট। উহু। উহু। উম, আমি, গত ৪ বছর যাবৎ আ ফ্রিল্যান্স ভিডিও এডিটর হিসাবে কাজ করতেছি। বেসিক্যালি হ্যাঁ, বাইরের দেশের যত প্রজেক্ট আছে, আ সেগুলো আমি নেই এবং সেটা ধরেই কাজ করার মোটামুটি সবকিছুই আরকি ওটা নিয়েই। তো দেখা যায় যে, অধিকাংশ সময় কাজ এমন পরিমাণে আসে, যখন কাজ থাকে না তখন কিছুই থাকে না। তেমন একটা কিছুই করার থাকে না। কিন্তু যখন কাজ থাকে, এত পরিমাণ চাপ থাকে যে, পড়াশোনার কথাটা মনে রাখাটাও বেশ কষ্টকর। বিশেষ করে, পরীক্ষার যে পরীক্ষার যে সময়টা, আ মানে বা দেখা যাচ্ছে আমাদের অধিকাংশ পরীক্ষা হয় আ অক্টোবর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের দিকে। তো এই সময়টায়
উম। আচ্ছা! উম। করছেন, আচ্ছা, আচ্ছা। উম। থাকে না, আচ্ছা। উম। জি। কষ্ট করা যায়, আচ্ছা। জি। আচ্ছা, আপনারটা আসছে সেমেস্টার, সেমেস্টার! উম, ভাগ করে হচ্ছে না পরীক্ষাটা?
হ্যাঁ।